হ্যাঁ এখন আসলে আমি ওগুলোকেই celebrate করি, যে ছোটো একটা ঠিক আছে। আমি আ হয়তোবা একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে কিছু participate করার জন্য আমি ছোট্ট একটা উপহার পেয়েছি, সেটাই আমার কাছে অনেক। সেটাকেই আমি অনেক প্রেইজ করি এর even এমনও আছে, যে আমি হ্যাঁ এমনও আছে যে এমন হয়ে যে, আমি ঠিক আছে, খুব অল্প কিছু অর্জন করেছি বা আ থাকে না যে? নি আমার দৈনন্দিন জীবনের কিছু জিনিস আমি নিয়ম মাফিক মেনে চলছি। এটাই আমার একটা বড় অর্জন, এটাই আমি করতে পারছি, হ্যাঁ।
এটা বেশ ভালো একটা জিনিস। হ্যাঁ বেশ ভালো বলেছেন। মানে আপনি মূলত চেষ্টা করে থাকেন যে, আপনি দৈনন্দিন জীবনে যেই ছোট, ছোট অর্জন আছে সেগুলা একটু উদযাপন করার চেষ্টা করে থাকেন। আর তার সাথে, সাথে যেটাতে আপনি আ অর্জন করেছেন সেটা নিয়েই আপনি খুশি থাকেন। আপনি আ আলাদাভাবে অন্যদের সাথে তুলনা করেন না। তো এটা কিন্তু বেশ ভালো একটা দিক আপনার। তার সাথে আ মানে আমি একটা জিনিস জানতে চাই, যে অনেকে আছে না? যে আ মানে অন্যদের জন্য যে তারা তো তুলনায় আটকে আছে। তো তাদের জন্য আপনার কি পরামর্শ হতে পারে? যে যারা এরকম তুলনার ভিতরে আটকে আছে তাদেরকে কি বলবেন?
জ্বি। একদম জ্বি, জি। আমি একটা কথা বলবো, যে যখন তুলনা বিষয়টা মাথার মধ্যে আসে তখন নিজেদেরকে একটু থামিয়ে দেওয়া
হ্যাঁ এটা ঠিক বলেছেন। অনেকের সাথে এটা ঘটে।
যে ঠিক আছে একটু থেমে যাই। আর নিজেকে নিজের বলা যে, ঠিক আছে তুমি যেখানে আছো তুমি যে জায়গায় আছো ঠিক আছো, তুমি ভালো আছো। শত কষ্টের মধ্যেও ভালো জিনিসটাকে বার, বার মনে করা। তো আমার ক্ষেত্রে এই জিনিসটা দেখা গিয়েছে যে এভাবে কাজ করে, যে এই একটা বাক্য যে তুমি তোমার জায়গায় ঠিক আছো। এই জিনিসটা যখন আমি মনে, মনে চিন্তা করি, তখনই আ মানে, থাকে না? যে নিজের কাছে একটা শক্তি থাকে বা নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে। এই বাক্যটা আমাকে ওরকম feel দেয়।
এটা ভালো বলেছেন। না, ভালো বলেছেন আপনি।

আব আমার যে, অর্জনগুলো, বা আমার এখন যে, কাজগুলো সেটা অবশ্যই কিছু জিনিস আছে, যেগুলো মেনে চলি বিধায় হয়তো খুব ভালো জায়গায় পৌঁছাতে পেরেছি। সবাই এক লাফেই যে, আ একটা ভালো কিছু করে ফেলে, বা খুব উন্নতি করে ফেলে তা কিন্তু নয়। সবার উন্নতির পেছনে কিন্তু অনেক যুদ্ধ লড়াই এগুলো থেকেই থাকে। হ্যাঁ? তো আমি এখন যে, পর্যায়ে আছি, সে পর্যায় থেকে পিছনের দিকগুলো যদি তাকিয়ে দেখি, তখন মনে হয় যে, হাসিখুশিভাবে কাটিয়েছি, বা হচ্ছে যে, কিছু নিয়মের মধ্যে চলেছি পড়াশোনাটা এভাবে করেছি বিধায়, এখন এখানে আসতে পেরেছি, হ্যাঁ? হয়তো দেরি হয়েছে, বা কিছু জিনিস হয়তোবা অন্যের মতো হয়নি কিন্তু আমি যে, জায়গায় আছি সেই জায়গাটা খারাপ না, মানে এরকমভাবে চিন্তা করি।
এটা বেশ ভালো দিক আপনার। এটা ভালো বলেছেন। হ্যাঁ, বেশ ভালো কথা বলেছেন। মানে, আ এটা কিন্তু আপনি একটা ভালো জিনিস বললেন, যে, আপনি নিজের আ চেষ্টা করে থাকেন, যে, আপনার অনেক অর্জন হয়েছে কিন্তু সেটা দিয়ে আ মানে ভালো, যে, জিনিসগুলো আছে সেটা করার, আর তার সাথে, সাথে অন্যকে দেখে নিজেকে ছোট না করার চেষ্টা করে থাকেন। আ আচ্ছা, তার সাথে যদি বলতে নেই, যে, আপনি কি কখনো আনফলো, বা মিউট করার আ জিনিসটা কি করেছেন? এ সোশ্যাল মিডিয়া তে বা সামাজিক মাধ্যমে।
হু, হুম। কি? আ আনফলো করা হয়নি। তবে থাকে না যে, গ্রুপ এর মধ্যে অনেক ধরণের কথাবার্তা হচ্ছে বা কোথাও, কোথাও দেখা যাচ্ছে কাউকে ট্রিগার করার জন্যই কিছু করানো হচ্ছে। হ্যাঁ, যে, আ তাকে যে, এরকম অনেকে সবাই তো আপনার বন্ধু নয়। বন্ধুর পেছনেও কেউ থাকে যারা
এটা ভালো বলেছেন।
বন্ধুর মত থেকেও দেখা যায়, যে, একটু আ শো অফ কট করতে ভালোবাসে, বা এরকম। তো সেগুলো আগে খুব আ মনের মধ্যে কষ্ট দিত। কিন্তু এখন আ শুধুমাত্র জাস্ট দেখে যাই। ইগনোর করে যাই যে, ঠিক আছে। যেরকমটা আছে সেরকমটাই সুন্দর।
আচ্ছা, আচ্ছা। মানে এট এটা ভালো বলেছেন। এটা বেশ ভালো, একটা জিনিস বললেন যে, আপনি কিন্তু অনেকজন আ মানে অনেকে কিন্তু এরকম মেসেঞ্জারে ঢুকে, মানে কিন্তু বিভ্রান্তিমূলক কিন্তু কথাবার্তা বলে থাকে, বা অনেক বেশি তুলনা হয়। তো আপনি সেগুলো থেকে মিউট করে নিজেকে আলাদা রাখা, বা এড়িয়ে চলার চেষ্টা করেন যাতে কিনা আপনিও তাদের সাথে তুলনা, না করেন। তো এটা শুনে বেশ ভালো লাগলো। তো আপনি কি কখনো এরকম হয়েছে যে, আ মানে অনেকে তো এখন হাইলাইটের রিলস দেয়, নিজেদের আ মানে সাফল্য বা অনেক কিছু নিয়েই রিলস দিয়ে রাখে। তো আপনার কি আ সেটা দেখে কি নিজের জীবন, আ জীবন ব্যাপারে কি দেখলে মনে হয় যে, না, আমিও ভুল করছি, আমিও এটা করতে পারতাম এরকম কিছু?
একদম। হুম, হুম। জ্বী, জ্বী।